হ্যাঁ, হ্যাঁ। হতাশার তো অবশ্যই ছিল। কারণ, আ আমার কাছে খেলাধুলা অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস এবং আ আমি কখনোই মিস করতাম না। ছোট থেকে খেলাধুলা করা, তো আমার হাঁটতে কোনো সমস্যা হত না। তবে আমার কাছে খারাপ লাগত যে আমি দৌড়াতে পারছি না। আর আ ডক্টরের যে ব্যাপারটা, সেটা প্রাথমিকভাবে একদম ১ম দিকে দেখায়নি। যখন দেখছি যে না, আসলে কাজ হচ্ছে না, তখন কিন্তু আমি, আমার পরিবার আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। এবং আস্তে, আস্তে কিন্তু দেখা যায় যে, আ বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে, করতে তখন গিয়ে আসলে আ ঠিক হয়, জি।
আ উহুম। হ্যাঁ। একটা সময় ঠিক হয়ে যায়। জি, চমৎকার বললেন আসলে এবং দেখা যাচ্ছে যে, আপনি খে খেলাধুলাটায় যাওয়ার জন্য এক ১ম এ একটা ভয় ছিল। তারপরে যখন কিছুদিন পরে ডক্টর দেখালেন, ডক্টর যে এক্সারসাইজগুলো দিলেন, ওগুলো যদি ঠিকমতো না করতেন, তাহলে বোধহয় আপনি আবার এই ভয় কাটিয়ে আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারতেন না বলে মনে হচ্ছে। তাই এ এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছিলেন এবং সাহস রেখেছিলেন। ভয়কে আসলে জয় করেছেন, দেখা যাচ্ছে। এই এই আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে এবং আ আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে, ওই সময়টায় আপনি কতটা হতাশাগ্রস্ত ছিলেন এবং তার থেকে উঠতে পেরেছেন। আসলেই প্রশংসনীয় একটা ব্যাপার। তো এটা তো গেল শৈশবের কোনো কিছুতে। পড়াশোনায় কি কোনো ভয় ছিল, বা কোনো বিষয় যেটা আপনি আসলে পারতেন না বা আপনার মনে হত যে এই যে এই এই বিষয়টা অনেক কঠিন? এরকম কোনো কিছু আছে নাকি আপনার জীবনে?
কে? হ্যাঁ। যে। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমি আ একদম ছোটবেলা থেকেই ম্যাথস সাবজেক্ট টা অনেক বেশি ভয় পেতাম। আ আমার ভালো লাগত না।
এটা অনেকেরই হয় নাকি? <laughs>
হ্যাঁ হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রেই হয় যে দেখা যায় যে ম্যাথস সাবজেক্টটা একটু পেয়ে মানে আ কঠিন মনে হয়। আমার ক্ষেত্রে যেটা হতো যে, আ মানে আমি করতে পারতাম। কিন্তু তারপরেও দেখা যেত যে কেমন জানি একটা ভয় লাগত, যে আমার কাছে মনে হত যে আমি যে করেছি, এটা কি আদৌ হয়েছে? তো এরকম একটা মজার ঘটনা যদি আপনাকে বলি।
হুম, হুম। জি। তার মানে আত্মবিশ্বাসটা ছিল না আরকি। তার মানে একেবারে একটা ভয় হতো, যে শ আ যে করে তো ঠিকই উঠেছে, উত্তরটা ঠিক হয়েছে কিনা। উত্তরটা ঠিক আছে হয়েছে কিনা, তো তো বা সবকিছু ঠিক আছে কিনা, ভিতরে এই জিনিসটা নিয়ে ভয় পেতেন। তারপরে এখান থেকে আসলে কি জয় কর করতে পেরেছিলেন, নাকি এ এখানেই থেমে গিয়েছিলেন?
জী। হ্যাঁ, হ্যাঁ। আ আত্মবিশ্বাসটা ছিল না এটা কিন্তু আপনি ঠিক বললেন, হ্যাঁ। জি, জি। হ্যাঁ। আ হ্যাঁ, এটা অবশ্যই। পরবর্তীতে যখন আ আমি দেখছিলাম যে না, আমি আ যেরকম করছি ঠিক হচ্ছে, এবং আ আমাকে যে পড়াতো, আমার যে টিচার ছিল, সে কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিত যে এখানে তো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা ধরো, তুমি একটা অঙ্ক না হয় ভুলই করে দিয়ে আসলে পরীক্ষায়, সেটা কি খুব বড় কোনো সমস্যা হবে? নাম্বার হয়তো কিছুটা কম পাবে। তো আ আমার টিচারের কথা কিন্তু আমার এখনো মনে পড়ে।
জি। তা মানে, উনি ভয় কাটিয়ে আপনাকে একটা আত্মবিশ্বাস গড়ে তুললেন আপনার মনের মধ্যে। সেটাই তো বোঝা যাচ্ছে আসলে।
জি।

আ না, না, তা তো হতো নাই, আমি আ ১ম থেকেই যেটা বলছিলাম যে, আসলে হার মেনে গেলে তো সব শেষ, তবে হ্যাঁ, আ যদি এরকম আ কোনো কিছু হয় যে, হার মেনে নেওয়াটাই ভালো হবে, আ যেরকমটা আমি বলছিলাম যে, আমি যদি খুব বেশি রিস্ক দেখতাম, তখন কিন্তু আমি বের হয়ে যেতাম, আমি যদি দেখতাম যে, আসলে আ এটার প্রাইস টা উপরে ওঠার কোন সম্ভাবনাই নেই। আ বা এটার টিমটা খুবই দুর্বল। তাহলে কিন্তু অবশ্যই আমি আগে থেকে ওখান থেকে চলে আসতাম। তো এক্ষেত্রে হ্যাঁ, অ্যা কিছু ডিসিশন তো আ নিতে হবে এবং সেটা ভেবে চিন্তে নিতে হবে এবং আ তার জন্য কিন্তু বন্ধু-বান্ধবের থেকে পরামর্শও নেয়া যেতে পারে।
জি, অবশ্যই। হুম। হ্যাঁ। জি। আচ্ছা। জি, চমৎকার বললেন আসলে। এই যে, যে পরামর্শ নিয়েছিলেন এবং তার সাথে, সাথে রিসার্চ ও করেছিলেন যে শুধু অ্যা পরামর্শের উপরই ভরসা করেছিলেন না যে, নিজে, নিজে থেকেও আসলে জানার চেষ্টা করেছিলেন যে, কি হতে পারে এবং সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করেছেন বা তা তা তারপর কি পরিবারকে বলেছিলেন নাকি যে, এখানে ইনভেস্ট করেছিলেন? বা পরিবারের মানুষকে কি শেয়ার করা হয়েছিল আর নাকি?
জি। হ্যাঁ। আ আ না, না, আ ইনভেস্ট এর আ ব্যাপারটা আমি আমার পরিবারকে কখনোই জানাই না। কারণ আ তারা আমি হয়তো কোনভাবে মানিয়ে নি বিষয়টা। তাই না? আমার আ টাকা যাচ্ছে। তারা যদি শোনে যে, আসলে আহ কোন একটা জিনিস কিনে রেখেছি জি, জি, জি। তো আমি আসলে চাই না যে, আমার পরিবার চিন্তিত হোক। আ কিন্তু আ দেখা যায় কি যে, তারা আ হয় না যে, মনটা একটু খারাপ থাকে, যখন দেখে যে একটু লস এ আছি, আবার যখন দেখি যে, লাভে আছি, তখন একটু ভালো লাগে। তো এক্ষেত্রে আ তারা বিষয়টা বুঝে যে, অ্যা কিছু তো হচ্ছে। কিন্তু আসলে কি হচ্ছে, এটা কিন্তু পুরপুরি বুঝতে পারে না।
হুম, হুম। একটু চিন্তিত হবে আরকি তাইতো? <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আ যে হ্যাঁ, সেটা বোঝেনা। আবার লস এ থাকলে এটা বললেও তো বাসা থেকে বকাঝকাও করতে পারে বলে মনে হচ্ছে আপনার কথা থেকে। জ্বি, তা আপনি চ চমৎকার বললেন এবং আপনার কথাগুলো আ গুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বললেন। এবং এটা থেকে বোঝা গেল যে, ব বু ম যদি কেউ ভয় কাটিয়ে উঠতে পারে, তাহলে আসলে সে নিজেকে জয় করতে পারবে। এই যে ছোটবেলায় যেই শৈশবের স্মৃতিটা বললেন, কোমরের ব্যাথা থেকেও আপনি নিজ নিজেকে ভয় থেকে অ্যা জয় করেছেন এবং সেইভাবে ডিসিপ্লিন মেইনটেইন করে চলেছেন, ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং পরে যে, যে গণিতের বিষয়টা বললেন আপনার শিক্ষক খুব আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল এবং সেটা থেকে আপনি ভালো সুফল পেয়েছিলেন। আর পরেরটা তো একদম নিজে, নিজে আসলে রিসার্চ করে এ বন্ধু শুধু মোটিভেশন পেয়েছেন, সেখান থেকে উত্তরণ করেছেন। বাহ! বেশ চমৎকার! আ আসলে প্রশংসিত এবং এভাবে করলে বোধহয় ভালো হয়। তো আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো এবং সুন্দর একটা সময় কাটলো এবং ভয় থেকে যে জয় করা যায়, সেটা আসলে জানা গেলো। তা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি, একদম, একদমই। হ্যাঁ। হ্যাঁ। জি। একদম। জি। আচ্ছা। হ্যাঁ, আপনার সাথে কথা বলেও কিন্তু বেশ সুন্দর একটা সময় কাটালাম এবং আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করতে পেরে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আসলে আ ভয়টাকে জয় করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ই কিন্তু হচ্ছে আত্মবিশ্বাসটা ধরে রাখা এবং আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারলে খুব সহজেই ভয়টা কাটিয়ে ওঠা যায়। যাই হোক, আপনার সাথে কিন্তু অ বেশ সুন্দর একটা সময় কাটলো। আশা করি আপনি ভালো থাকবেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
হুম। হ্যাঁ। জি।